১১-১২ বছর বয়স থেকে তাদের সাথে আমার continuously fight চলছে বাক অ্যান্ড ফর্থ। তো আমি এটা করতে চাই তারা আমাকে এটা করতে দিবে না। আমি ওটা করতে চাই তারা আমাকে ওটা করতে দিবে না। এটা করতে হবে। so some stuff যেটাতে আমি completely interested না, যেটা আমি জি জীবনেও চাই না। I mean forcefully ১১-১২ বছর ধরে আমার ওই জিনিসটা করতে হইছে। সো
হুম, হুম। হ্যাঁ। হ্যাঁ। হু, হুম। হুম। আপনি যে এই ইস্যুগুলো মানে ওভারকাম করতে পারছেন এবং আপনি যেহেতু পাস্ট টেন্স এ কথা বলতেছেন। সেহেতু আমি আসলে খুবই আ আমার মনে হচ্ছে এখন আপনি একটা ঠিক স্টেপ নিতেছেন। আপনি ঠিক দিকে যাচ্ছেন। কারেক্ট রাইট দিকে।
হুম, হুম। জ্বি, জ্বি। হ্যাঁ, অবশ্যই। আপনি বলতে পারেন যে, আমার কাছের একটা বড় ভাই আছে। একটা না অ্যাকচুয়ালি আমার দুজন বড় ভাই আছে কাছের। তো তাদের সাথে দেখা গেছে যে ভাইয়া হচ্ছে দেশের বাহিরে থাকেন। তো উনার সাথে আমার সেই বেক ইন ২০২০-২১, ২০২২ থেকে খুব কনভারসেশন হতো। সে আমাকে অনেক অ্যাডভাইস দিত, অনেক কিছু পুশ করত। তুই এটা কর দেখা যেত যে, আমার এত বাজে অবস্থা হয়ে গিয়েছিলো মাঝে আমি বিছানা থেকে উঠতে পারছি না। আমি ঘুম না, আমি জাগ্না, বাট আমি বিছানায়। আমি নড়াচড়া করতে পারছি না, আমি উঠতে পারছি না। আমি কিছু খেতে পারছি না। আমি ডেইলি চরস গুলো করতে পারছি না। তো, হ্যাঁ, আপনি বুঝতে পারছেন আমার কি সিচুয়েশন ছিল। তো সে আমাকে একটু পরপর ফোন দিত, খোঁজ নিত, পুশ করত যে উঠ। ইচ্ছা না করলেও উঠ। so I was like যে, ভাই আমি পারতাম না। লাইক যে কখনো ফোর্সফুলি পারতাম, কখনো পারতাম না। আমি কিন্তু প্রচন্ড ঘুরতে ভালোবাসি আমি ছোটবেলা থেকে। ওই সময়টাতে এসে দেখা গেছে আমার সোশ্যালাইজ করতে ভালো লাগছে না। আমার কারো সাথে কথা বলতে ভাল লাগছে না। আমার হয়তো ফোনটা হাতে নিতে ভাল লাগছে না। আমার ভিডিও গেমস খেলতে ভালো লাগে। আমার ভিডিও গেমস খেলতে ইচ্ছা করছে না। মানে কোন কিছু করার এনার্জি আমার নেই।
হুম, হুম। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। এটা আমারও হয়। হ্যাঁ, আমিও এরকম ফিল করি অনেক। হুম, হুম। হুম, হুম। আচ্ছা। সেটা খুবই নাইস একটা জিনিস। হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম, হুম। হুম। এ এ হ্যাঁ।
আমার কাছে খালি মনে হচ্ছিল যে, সবাই আমার থেকে জীবনে আগিয়ে এগিয়ে গিয়েছে। আমি জীবনে কিচ্ছু করতে পারি নাই। <smacks lips> আমার ফিউচার কি হবে আমি জানি না।
এই সবগুলো ফিলিং এর সাথে আমি খুবই রিলেট করতে পারি। যে এরকম কিন্তু আমারও আগে অনেক হইছে। আমি উঠতে পারতাম না, কিছু করতে পারতাম না। এবং গেম এ যেস জিনিসটা আমি স্পেশিয়ালি খুবই রিলেট করতে পারি না। আমি একটা সময় অনেক ইঞ্জয় করতাম। এখন দেখা গেছে যে, এখন না তেমন একটা খেলতে এচ্ছে করে না যদি আমার ফ্রেন্ড রা আমার সাথে না খেলে। আবার তারা খেললে কিন্তু আমি জিনিসটা খুবই ইঞ্জয় করি এবং আমার কয়েকদিন পর, পর, খেলা লাগে। না খেললে অস্থির লাগে কারো সাথে। এই যে এই যে সোশ্যালাইজিং টা হ্যাঁ।
জ্বি, জ্বি। হুম, হুম। হুম। আচ্ছা। <chuckles> এটা কিন্তু এটা কিন্তু একটা গুড চেইঞ্জ।
হ্যাঁ, হ্যাঁ। এবং মানে যে অ্যাকসেপ্টেন্স এর কথাটা বললেন এটা আমার কাছে মনে হয় যে এক ধরনের ইম্পসিবল জিনিস। যে আমি
হু, হু। না, এটা আসলে কোন ইম্পসিবল জিনিস না। অ্যাকসেপ্টেন্স টা হচ্ছে একটা প্র্যাকটিস।